উম অনুমান বাড়ানোর কারণ অহংকার। আমার কাছে, হ্যাঁ, মাঝে, মাঝে এরকম হতে পারে। যে, কারোর অহংকার থেকে অনুমান অ্যা করতে পারার একটা আ মানে, ইচ্ছা থাকে বা এ এই এরকম একটা টেনডেন্সি চলে আসে। তো অহংকার কিভাবে কাজ করে? আমি বলছি। এ মানে যেমন ধরেন, অ্যা আমি কাউকে কোন কিছু জিজ্ঞেস করব। এর চেয়ে ভালো হচ্ছে অ্যাম আমি ওকে কোনো কিছু জিজ্ঞেস নাই করলাম। তো আ হ্যাঁ, তো তখন সেটা হচ্ছে কি? অহংকারের যে, আ ব্যাপারটা, আমি ওকে জিজ্ঞেস না করে নিজে থেকে একটা কিছু চিন্তা করে ফেললাম। কারণ আমার কাছে মনে হচ্ছে যে, আমার নিজের চিন্তাটাই ভালো। তো এটা হচ্ছে অহংকার। সেখান থেকে কিন্তু, অ্যা এই যে, অনুমান করার ব্যাপারটা, সেটা চলে আসে।
এসে পড়ে, ঠিক। জিজ্ঞেস নাই করলেন, হুম। নিজের চিন্তা ভালো। ঠিক বলেছেন। হুম। এটা ভালো বলেছেন আপনি। যে, অহংকার করলে কিন্তু নিজে থেকেই আপনি ভাবেন যে, আপনিই সঠিক বা অন্যর কথাটা আপনি কিন্তু ভাবেন না। নিজে আপনি যা করছেন সেটাই ঠিক। তো সেক্ষেত্রে কিন্তু অ্যা মানে অ অনুমানটা কিন্তু এসে পড়ে। আর এটা কিন্তু একদমই ঠিক না। আ তার সাথে যদি বলতেন যে, কাছের মানুষের ক্ষেত্রে কি ভুল বোঝাবুঝি বেশি হয়ে থাকে?
হুম। হুম, কাছের মানুষের ক্ষেত্রে আ ভুল বোঝাবুঝি বেশি হয়ে থাকে। কারণ তখন আমাদের মানে, কাছের মানুষের সাথে আমাদের অনেক বেশি আ গভীর সম্পর্ক থাকে। সেজন্যই হচ্ছে ভুল বোঝাবুঝিটাও কিন্তু গভীর হয়ে থাকে। তো আ এ সেক্ষেত্রে হয় কি? এই যে, আমার ফ্রেন্ডের কথা বলছিলাম, আমার বেস্ট ফ্রেন্ডের কথা। ওর সঙ্গে কিন্তু অ্যাম আমার অনেক বছরেরই বন্ধুত্ব। একদম ছোট থেকেই বলা যায়। কিন্তু ওই যে, বিয়ের ক্ষেত্রে হচ্ছে অ্যা ও যখন আমাকে বলে যে, আসার জন্য। কিন্তু, আমি বলি যে, "পরে জানাবো।" এই তখন কিন্তু ও কিন্তু আমার যথেষ্ট কাজেরও কাছের। ও চাইলে কিন্তু আমাকে বলতে পারত যে, অ্যাম আ "আচ্ছা ঠিক আছে, আমাকে পরে জানাবা" বা কোনো কিছু অনুমান না করেও থাকতে পারত। কিন্তু এই যে, কাছের মানুষ আমরা, সেজন্য ওর কাছে এই ব্যাপারটা একটু খারাপ লেগেছে। আ যে, আমি আসব না বা না করে দিয়েছি হ্যাঁ, কষ্ট পেয়েছে। আ তো এইজন্য মনে হয় যে, কাছের মানুষের সাথে, মনোমালিন্য একটু বেশি হয় বা অনুমানটা একটু বেশি হয়। কারণ আ এই ব্যাপারটা আমরা মেনে নিতে পারি না
ভুল বুঝে, বুঝে গভীর হয়ে থাকে, ঠিক। বন্ধুত্ব ছিল। হু, হুম। ঠিক। কাছের একদম। ঠিক। কষ্ট পেয়েছে। বেশি হয়ে থাকে। এটা ঠিক বলেছেন আপনি। এটা বেশ ঠিক বলেছেন আপনি যে, বিশেষ করে কাছের মানুষের ক্ষেত্রে কিন্তু অ্যা ভুল বোঝাবুঝি বেশি হয়। কারণ অ্যা তারা কিন্তু অনুমানু অ অনুমান কিন্তু করে থাকে যে, অ্যা হয়তোবা যে, এটা আপনার ক্ষেত্রে হয়েছে। যে, আপনি আসবেন না বিয়েতে। তো এটা নিয়ে কিন্তু সে মন খারাপ কিন্তু করেছিল। যার কারণে কিন্তু এরকম মতবিরোধ কিন্তু আ হয়ে থাকে, নি নিজেদের ভিতরে। আ তার সাথে যদি আপনি বলতেন যে, আপনি কি অনুমান দিয়ে নিজের ভয়গুলোকে সত্যি করে ফেলেন?
হুম। হ্যাঁ। হুম, হুম।

আম হ্যাঁ, আ এটা হয়েছে। যদিও আমার মানে আমার ক্ষেত্রেও হয়েছে। আমাকে মানুষ ভুল বুঝে অনুমান করেছে। আ আমিও করেছি এটা মানে বলতেও লজ্জা লাগে কিন্তু হয়েছে। যেহেতু আমি মানুষ আমার ভুল হতেই পারে। আ হয়েছে আ এটা আসলে আমার ক্লাসমেটের আ ওর হচ্ছে বা বার্থডে এর সময় আম আমাকে মানে আমরা চাচ্ছিলাম যে, ওকে সারপ্রাইজ দিব কিন্তু আ ও সারপ্রাইজ পছন্দ করে না। আ সেজন্যও আমরা আসলে পরবর্তীতে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। সেজন্য ওর বার্থডেতে কোনো কিছু করা হয়নি। তো ও এটাকে হচ্ছে খুবই আ মানে ও একটু মন খারাপ করেছে। ওর কাছে ভালো লাগেনি এই ব্যাপারটা স হুম। তো এটা একটু সমস্যা
আপনার ক্ষেত্রে হয়েছে কি? মানুষের দ্বারাই ভুল হয়, হ্যাঁ। সারপ্রাইজ দেবেন আচ্ছা। নিতে পারে নাই। মন খারাপ করেছে স্বাভাবিক। এটা আসলেই স্বাভাবিক যে, আপনারা একটা জিনিস আ মানে আ তার জন্মদিন ছিল। আপনারা যদি একটা পরিকল্পনা করেছেন কিন্তু যে, পরে কিন্তু সিদ্ধান্ত কিন্তু আপনারা সঠিক নিতে পারেননি। তো জিনিসটা কিন্তু তার বেশ খারাপ লাগে আত বেশ ভালো বলেছেন আপনি। তার সাথে যদি বলতেন, যে, এইযে মানুষ কেনো প্রশ্ন করতে সংচোদ আ সংকোচ বোধ করে কিন্তু অনুমান করতে আ স্বাচ্ছন্দ্য বোধ করে এটা যদি বলতেন?
হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, আমার কাছে মনে হয় আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে, আ কেউ যখন আম আমাকে কোনো প্রশ্ন করে বা আমি যখন কাউকে প্রশ্ন করতে চাই তখন কা আমার কাছে মনে হয় যে, ও ব্যাপারটাকে কিভাবে নেবে। ও যদি প্রশআস প্রশ্নটা শুনে একটু বিরক্ত হয় বা ওর যদি রাগ উঠে যায় বা আমাকে যদি আ মানে অন্য কোনোভাবে রাগ করে কথা বলে তখন তো আমার খারাপ লাগবে। তো এই ধরনের আগে থেকে নেতিবাচক চিন্তাভাবনা করে রাখার কারণে আমার কাছে মনে হয় আ মানুষ প্রশ্ন করতে আ একটু সংকোচ বোধ করে
রাগ উঠে যায়, হ্যাঁ। নেতিবাচক চিন্তা। বেশি স্বচ্ছন্দ করে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা, জি, জি, ঠিক বলেছেন।
কিন্তু আম যেহেতু স অনুমান করার ক্ষেত্রে কেউ আপনাকে বাধা দিচ্ছে না। আপনার আ আপনি আপনার চিন্তা অনুযায়ী অনুমান করতে পারবেন। তখন আমার কাছে মনে হয় যে, মানে অনুমান করতে তো কারো কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে না বা কোনো কারো খারাপ লাগছে কি লাগছে না সেটাও কিন্তু হচ্ছে না। তো সেজন্য আমার কাছে মনে হয় মানুষ অনুমান করতে স্বচ্ছন্দ বোধ করে। কিন্তু ওইযে প্রশ্ন করতে সংকোচ বোধ করে।
জিজ্ঞেস করতে হচ্ছে না।